আচ্ছা, সবার আগে আ পরিবার থেকে ছোট থেকে এটাই শিখা হয় যে, আসলে আ মান সম্মানটা আগে আ রক্ষা করার চেষ্টা করা চেস আ এটা শেখা। ছোট থেকে অনেক ক্ষেত্রেই আ আ রক্ষা করা এটাই আ শিখায়। কিন্তু পরবর্তী বড় যখন হই ধীরে, ধীরেই আ কিন্তু আসলে জিনিসটা হয় কি, উল্টা আমাদের লাইফের সাথে হয়ে যায়। যে আসলে এটা না, হয়ে যে টাকা ইনকাম করা যেত, তাহলে অটোমেটিক মান-সম্মান চলে আসতো। মান সম্মান রক্ষা করতে হয় না কিন্তু তখন আর। তো এইটা কিন্তু পরিবার থেকে অবশ্যই বলে যে, আসলে মান-সম্মান রক্ষা করবা। কখনো টাকার পেছনে ছুটবে না। বা নিজের আত্মসম্মান যেটা আছে, সেটাকে বোধ অ্যা ঠিক রাখবা। এই জিনিসগুলো পরিবার থেকে অবশ্যই শিখিয়েছে। কিন্তু আ যখন ধীরে, ধীরে বড় হয়েছি, বা আ এখন যখন পরিবারের বোঝা এখন কাঁধে নিচ্ছি, তখন কিন্তু মনে হচ্ছে যে, আসলে অ্যা টাকার পেছনে ছুটলে হয়তো বা মান-সম্মানটা নিজের থেকে চলে আসতো, বা নিজের আত্মসম্মানটা, সেটা অবশ্যই নিজে থেকেই আসতো। তো এটা যদি করা যেত, হয়তো তাহলে বেশ ভালো হতো। কিন্তু আসলে তারপর বলা যায়, দিন শেষে যে আসলে সম্মানটা নিজের কাছেই নিজের রক্ষা করা দরকার। এটা কখনোই টাকা দিয়ে আসে না। এটা একটা বিষয় আবার রয়েছে।
হ্যাঁ। <chuckles> চা হুম। বাহ! হ্যাঁ। বাহ! হুম। আসলে সম্মানের জায়গায় সম্মানটা, আবার টাকার জায়গায় টাকাটা আসলে ২ টা আ বিশেষ ক্ষেত্রে অ্যা ২ জায়গায় ব্যবহার হয় বা বিশেষ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে। এটা আসলে আপনার কথায় থেকেই বোঝা যাচ্ছে। তো আ আপনি কি মনে করেন যে, সমাজ এখন টাকাকে মানের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে?
একদম। জি, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। আমি এটা আ অবশ্যই মনে করি যে, আসলে এখন সমাজ হচ্ছে অ্যা মানুষ থেকে টাকাকেই বেশি মূল্যায়ন করে। কারণ আমি দেখেছি হ্যাঁ, আমি দেখেছি, যে কোন ও দেখা যাচ্ছে, আগে আমি আগে যেহেতু বলি, অ্যা আমি গ্রামেই থাকি। তো গ্রামে কিন্তু আসলে এই যে বিষয়গুলো বেশি লক্ষ্য করা যায়, যে মানুষকে মান-সম্মানটা বেশি দিত, বা সম্মান করত ব বৃদ্ধদেরকে। এটা কিন্তু এখন গ্রামেও নেই। আ দেখতাম যদি একটা কোন একটা বিচার হচ্ছে একটা হ্যাঁ, একটা বিচার হচ্ছে, সেখানে কিন্তু বয়স্ক লোকদেরকে নিয়ে এসে, গ্রামের যে মুরুব্বিরা আছে, তাদেরকে নিয়ে এসে বিচার করা হতো। এখন দেখি যে, যাদের টাকা বেশি, তারা এসে সেই, সেই জায়গাগুলোতে, বা যেকোনো একটা কিছু হচ্ছে হ্যাঁ, যেকোনো একটা কিছু হচ্ছে, অ অ গ্রামের কোনো একটা উন্নয়ন কাজ হচ্ছে, সেখানে যাদের টাকা বেশি, তারা এখানে। মানে সব ক্ষেত্রেই যাদের টাকা বেশি, তাদের আসলে আ দেখা যাচ্ছে সে আ মূল্যায়ন বেশি। হ্যাঁ, একদম। আ যে আসলে বা কোন জায়গায় কোন সভাপতি বানাচ্ছে, সে হচ্ছে কী করতেছে, তার ব্যাকগ্রাউন্ড, সবথেকে একটা খারাপ লেগেছে, যে আসলে আ এক জায়গায় একজন অ্যা এক জায়গায় আসলে মসজিদের মধ্যে একটা সভাপতি বানিয়েছে, যে আসলে সে ব্যাংকে চাকরি করে। মানে, ব্যাংকের চাকরি তো অবশ্যই একটা খারাপ দি হ্যাঁ, সুদের সাথে জড়িত। সেক্ষেত্রে তাকে এখানে সভাপতি বানিয়েছে শুধুমাত্র টাকার কারণে। তো, এটা একটা খারাপ দিক ছিলো।
<chuckles> টাকার উপরে dependent হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হুম। উ হুম, উঠে গেছে আরকি। উম এটা কিন্তু চরম একটা সত্যি। <chuckles> মূল্যায়নটা বেশি আরকি। উম উহ হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই সুদের সাথে জড়িত। <chuckles> আচ্ছা, এটা তো জানাশোনা একটা মানে বু ভুল কাজ হয়ে থাকে, বা টাকার জন্যে আসলে এটা করা। তো আসলে আপনার কি কখনো মনে হয়েছিল, কোন মুহূর্তে আসলে মনে হয়েছিল যে, টাকা কিন্তু আসলে জীবনে সবকিছু নয়? এরকম একটা ফিল করছিলেন কখনো?
জি, অবশ্যই। একদম।

আচ্ছা, আ সেক্ষেত্রে হ্যাঁ, ১ বার অ্যা টাকার জন্য নিজের শখ কে আসলে অ্যা এ বিক্রি করেছিলাম। আ টাকার প্রয়োজনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে পরে অনেক খারাপ লেগেছিল যে, "আসলে নিজের শখের জিনিস একটা বিক্রি করলাম? সেটা আবার টাকার কারণে।" এই জিনিসটা হ্যাঁ, "জিনিসটা কেমন হয়ে গেল?" অনেক খারাপ ছিল একটা বিষয়। মনটাও অনেক খারাপ হয়ে গেছিল যে, "টাকার কাছে আজকে হার মেনে যেতে হচ্ছে।" পরবর্তীতে আবার জিনিসটা আবার কেনা হয়। কিন্তু ঐযে ঐদিন বিক্রি করে আসলে অনেক খারাপ লেগেছিল।
আচ্ছা, আচ্ছা। হুম, কেমন হল বিষয়টা? <chuckles> দারুন! বাহ! বেশ চমৎকারভাবে কিন্তু জিনিসটা আসলে বললেন যে, টাকা কিন্তু বিশেষ ক্ষেত্রে আসলে বেশি প্রয়োজনীয় দেখাচ্ছে না। বা কোনো সময় টাকায় কিন্তু আবার কোন মূল্য নেই। টাকায় আবার অনেক ক্ষতি নিয়ে আসছে। বিশেষ ক্ষেত্রে দেখা যায়। তো মান হারালে, সেটা কি দিয়ে আ মানে এব যদি আপনার মানটা হারিয়ে যায়, আপনার সব মান-সম্মানটা চলে যায়, সেটা কি টাকা দিয়ে ফেরানো কি আর সম্ভব হয়?
জ্বী, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, একদম। জ্বী, অবশ্যই। হয়তোবা না। কারণ কিছু, কিছু ক্ষেত্রে আবার হ্যাঁ। যে আসলে, টাকা থাকলে আবার মান-সম্মান ফেরানো যায়। আ মানে হ্যাঁ, যে আসলে হয়তোবা দেখা যাচ্ছে টাকা আছে কিন্তু, সামনে কেউ কিছু বলবে না। কিন্তু পিছনে ঠিকই বলবে যে, "উনি খারাপ মানুষ। উনি হচ্ছে এই জিনিসগুলো করেছিল বা এইসব একসময় এইটা করেছে।" কিন্তু সামনাসামনি কেউ কিন্তু কখনো মুখের মধ্যে বলবে না এই জিনিসটা। সে হ্যাঁ, এটা কিন্তু টাকা থাকার কারণে। কিন্তু যদি টাকা না থাকে, তাহলে কিন্তু সামনাসামনি বলবে আর পিছনেও বলবে। <chuckles> তো সেক্ষেত্রে অ্যা টাকা থাকলে অনেক সময় মান-সম্মান আ হ্যাঁ, রক্ষা করা যায়, আবার অনেক সময় মা মান-সম্মান রক্ষা করা যায়ও না।
মান ফিরে আসে। <chuckles> আচ্ছা। হ্যাঁ। হুম, সাহস পাবেন আরকি। বলে দিবে আরকি। <chuckles> এইটা হলো মানুষ। হুম। উম যদি আ আপনার জীবনে কখনো ২ টা অফার একসাথে আসে, যেমন একটা টাকা একটা বেশি টাকা, অন্যটা একটু বেশি সম্মান, সেক্ষেত্রে আপনি কোনটা আগে বেছে নিবেন?
জ্বী, অবশ্যই।

মান থাকলে টাকা আসবে। আসলে এটা আ এখনকার হিসেবে অনেক কঠিন। আর যদি আগের হিসাব করে বলতাম তাহলে কিন্তু অবশ্যই ঠিক ছিল। আগে মানুষ মানুষকে সম্মান করত। মান থাকলে অবশ্যই টাকা-পয়সার একটা ব্যবস্থা হত। কিন্তু এখন যদি আমি চিন্তা করি, আমার মান-সম্মান আছে, আমি বসে, বসে থাকব বা আমি আ কোন কিছু করব না, আ তাহলে কিন্তু দেখাচ্ছে টাকা কিন্তু আসবে না। তো সেক্ষেত্রে হ্যা, টাকা থাকলে কিন্তু অবশ্যই মান-সম্মান আসবে। কিন্তু মান থাকলে কিন্তু যে টাকা আসবে এটার কোনো ভিত্তি নেই এখনকার হিসাবে।
আচ্ছা, আচ্ছা। হু, হু, হু। <chuckles> টাকা আসবে হুম। হুম হ্যা, এটা ঠিক বলেছেন। আসলে টাকা থাকলে কিন্তু মান ঠিকই আসবে। এটা কিন্তু বাস্তব সত্যি বলেন একটা। তো সেক্ষেত্রে কখনো কি এমন পরিস্থিতির মধ্যে আপনি পড়েছেন যেখানে আসলে মান-সম্মান রক্ষা করতে গিয়ে আপনি অনেক টাকা হারিয়েছিলেন?
জি, অবশ্যই। আচ্ছা আ মান-সন্মান রাখতে গেলে টাকা হারিয়েছিলাম, হ্যা, অনেক ক্ষেত্রেই আছে যদি মানে সেগুলো হচ্ছে আসলে এমন কোন মানে বিষয়ের ক্ষেত্রে না, যেমন হচ্ছে আ কোথাও কেউ আ দেখা যাচ্ছে, আ আ এলাকার ছোট ভাইয়েরা কোথাও দাওয়াত দিয়েছে। এখন আ দেখা যাচ্ছে, সেখানে যাচ্ছি। সেখানে যেতে গেলে তো অবশ্যই দাওয়াত দিয়েছে মানে কি যে আসলে টাকাটা দিতে হবে কিন্তু। আর টাকা না দিলে মানে সে জায়গায় কিন্তু মান সন্মানটা থাকবে না। তো সেক্ষেত্রে বিষয়টা রক্ষা সেটা করার জন্যও কিন্তু হলেও সেখানে আ টাকা-পয়সা দিতে হয়েছে বা দেখাচ্ছে কোন জায়গায় কোন জায়গায় অতিথিও বানানো হয়, আ বা প্রধান অতিথিও বানানো হয়। সেক্ষেত্রেও কিন্তু দেখাচ্ছে আসলে টাকার বিষয়টা কিন্তু আসে। এখন যদি টাকা-পয়সা হ্যা, তো সেক্ষেত্রে টা এখন টাকা না দিলে কিন্তু আপনাকে কোথাও অথ প্রধান অতিথি বানাবে না বা আমাকেও কোথাও প্রধান অতিথি বানাবে না। সম্মানটা দিবে না। তো অবশ্যই সেক্ষেত্রে টাকা মানে মান-সম্মান রক্ষা করতে গেলে টাকার প্রয়োজন হয়।
হ্যা। হুম, হুম। <chuckles> একদম। হুম। মান সন্মান এর ব্যাপারে টাকা দিয়ে দেওয়া হচ্ছে আরকি। <chuckles> হুম, হুম সন্মানটা দিবে না।

<smacks lips> আচ্ছা আপনার জীবনে টাকা আর মান সম্মান, এই দুটো কীভাবে একে অপরের সাথে যুক্ত বলে আপনি মনে করেন?
বুঝতে পেরেছি। আ আসলে হ্যাঁ ২ টাই একসঙ্গেই অ্যা যুক্ত আমার মনে হয়। যে আসলে অ্যা মা শুধু মান সর মানে থাকলে বা মান থাকলে যে আসলে আ এটা হয় না, টাকাও থাকতে হয়। অ্যা মানে বাস্তব ক্ষেত্রে আসলে কিন্তু এটা। আ কিন্তু এমনি কিন্তু দে দেখা যাচ্ছে মান সম্মান বা মানের অর্থে যদি বলি, তাহলে কিন্তু এটা কিন্তু অনেকটাই গ জরুরি, বা এটা সবার আগে। দেখা যায় টাকা না থাকলে এটা থাকলেই যথেষ্ট। কিন্তু আ অভিজ্ঞতায় যদি যাওয়া যায় তাহলে কিন্তু টাকাটা যদি না থাকে, তাহলে কিন্তু আসলে মান সম্মান বা অ্যা এটাও থাকা, না থা মানে না থাকলে এটা হয় না কিন্তু। মূল্য থাকে না, হ্যাঁ। একদম।
হ্যাঁ। হুম ঠিক বলেছেন। দারুণ। হুম। মানে কোনো মূল্য থাকে না আরকি তখন টাকা না থাকলে। <chuckles> বাহ! বেশ চমৎকার আসলে বললেন। আসলে আ স মান সম্মান দিয়ে কি হবে যদি টাকা না থাকে? এরকম একটা বিষয় আরকি। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে টাকা থাকলে মানুষের নিজের যে মানটা, সেটা বজায় আ রাখতে পারে?
জী, অবশ্যই। একদম। আচ্ছা। আ হ্যাঁ এটা অশ অবশ্যই। অ্যা টাকা থাকলে মান বজায় রাখা খুব সহজ। কারণ হচ্ছে অ্যা টাকা থাকলে অ্যা দেখা যাচ্ছে খুব সহজে মান আ বজায় রাখা যায়, মানুষ সম্মান করে বা যেকোন অনেক সময় অনেক ক্ষেত্রে কি হয়? বাস্তব টাকা থাকলে অ্যা মান কিনতেও পাওয়া যায় আসলে। অ্যা এটা আসলে অ্যা হ্যাঁ এটা কিন্তু অ দেখা যাচ্ছে এমনি আমরা জানতাম বই খাতায় যেমন লেখা ছিল যে আসলে টাকা থাকলে মান সম্মান কিনতে পাওয়া যায় না। কিন্তু এখন বাস্তব উদাহরণ যদি দেখা যায়, টাকা যাদের আছে তাদেরকে মানুষ সম্মান করতেছে, তাদেরকে সবকিছু সবসময় ভয় চলতেছে বা সব জায়গায় তাদেরকে বেশি আ মানে মর্যাদা দেওয়া হচ্ছে। কিন্তু যাদের দেখবেন আরো আ বয়স্ক লোক রয়েছে বা যাদের টাকা পয়সা নেই বা মান-সম্মানটা ঠিক রয়েছে তাদের কিন্তু সেভাবে কখনো কি কেউ মর্যাদা করছে না। তো সেক্ষেত্রে বলাই যায় যে টাকা থাকলে মান সম্মান আহ বাহা পাওয়াই যায়।
<chuckles> জ্বী। উম এটা দারুণ বলেছেন। হ্যাঁ। হুম ঠিক বলছে হ্যাঁ। <chuckles> বাহ! আসলে টাকার উপরে আসলে আ মান সম্মান এখন আ মানে না মান সম্মান ট বিষয়টা হলো কি? টাকা দিয়ে এখন আসলে মান সম্মান কেনা যায় এরকম একটা অবস্থায় চলে আসছে, তাই তো? তো সেক্ষেত্রে আ আবার উল্টোভাবে যদি জিনিসটা আসে? যেমন মান থাকলে কি টাকা আসবে, এরকমটা হয় না?
একদম।